বাহ! মানে তখন থেকেই আসলে attachment টা হয়। তো আ ১ম যখন মুখটা দেখলেন, তখন ঠিক অ্যা কি মনে হয়েছিল যে পৃথিবীর সব সুখের তখন আপনার হাতে? সেইরকম কিছু মনে হয়েছিল?
উ হু। হু। হ্যাঁ, হ্যাঁ। সেরকম মানে সবচাইতে একটা গর্ববোধ করার একটা ব্যাপার ছিল, হ্যাঁ? নরমালি আমি আসলে যেই টাইপের লোক, আমি কোন কিছু নিয়ে হয়তো মজা করে গর্ব করি। কিন্তু আসলে specifically যে থাকে না মানুষের মধ্যে একটু গর্ববোধ, আমার এইটা আছে ওইটা আছে। এরকম কোন কিছু নিয়ে আমি আসলে খুব একটা গর্ববোধ করি না। তবে হ্যাঁ, মজা করার জন্য বন্ধুবান্ধবের সাথে বা ক্লাসমেট দের সাথে মজা করার জন্য হয়তো বা কিছু, কিছু কথাবার্তা বলে থাকি। বাট ওইভাবে করে আসলে আমি গর্ব করি না। বাট এক এই একটা জিনিস নিয়ে আমি আসলে খুব গর্ববোধ করি যে এর জিনিসটা আসলে আমার। হ্যাঁ, হ্যাঁ। দা আমার সেই জিনিসটা মানে ও করে ওর চেহারাটা দেখার পরে এখন পর্যন্ত ১ম সময় আসলে যখন ও আসলো না? ওই যে নার্স যখন নিয়ে আসলো। তো তখন আসলে তেমন কোন কিছু আসলে ফিল হয়নি। কারণ আশেপাশে এত লোকজন দিয়ে ভরা ছিল, ঘটনা যা খুশি ঘটেছিলো।
হুম, আচ্ছা। হুম। হুম, হুম। হু, হু। হু, হু। <chuckles> একদম, একদম। <chuckles> হুম, হুম। আচ্ছা। মানে আপনি তখন আসলে ব্যাপারটা বুঝে উঠতে পারেন নাই। বলছিলেন যে আপনি আপনারা মেয়ে expect করছেন। হ্যাঁ। <chuckles>
বুঝে উঠতে পারিনি। কারণ ওই যে মেয়ে হ্যাঁ, মেয়ে expect করছিলাম। সেইটার ওই ঘটনার আকস্মিকতা একটা ছিল। তো আসলে যখন ও রুমে আসে, তারপর থেকেই আসলে দায়িত্ববোধটা শুরু হয়। ওর জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনা। আবার যেটা হয়েছিল দুদিন পরে আবার ঈদের দিন ছিল। কোরবানির ঈদের একটা দিন ছিল। তো তার মধ্যে সেদিন কোর এর মধ্যে কোরবানি করে, তার নামটাকে finalize করা, আকিকা দেওয়া। তো এরকম কিছু ব্যাপার ছিল। তাদেরকে ঈদের আগে, আগে বাসায় নিয়ে যাওয়ার একটা প্রিপারেশন ছিল। বাসায় কিভাবে তাকে বরণ করা হবে। সো সেইরক
<chuckles> হুম, হুম। হুম, হুম। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। মানে বেশ একটা মানে ব্যস্ত পরিবেশ ছিল বলা যায়।
একদমই তাই, একদমই তাই।
হু, হু। তো এই যে অ্যা একটা নতুন মানুষ আসলো আপনাদের দুজনের উম জীবনেই। আ নতুন মানুষটা আসার পর কি মনে হয়েছে যে হ্যাঁ অবশ্যই আপনার একদম উম যদি বলা যায় যে একদম নিজস্ব কোন কিছু থাকে, সেটাই হচ্ছে যে সেই উম সন্তান হচ্ছে আপনার সেই তখন, আ হ্যাঁ। তো এই যে নতুন মানুষটা আসলো, দায়িত্বটা কি কিছুটা বেড়ে গেছে? বা আ কি ধরনের দায়িত্ব তখন ওই মুহূর্তে পালন করতে হত? যেহেতু বাচ্চা অনেক ছোট থাকে, রাতে ঘুমোয় না। আবা নানা রকমের বাচ্চাদের কাজ থাকে। তখন কি ভাগাভাগি করে নেওয়া হয়েছিল? বা কিভাবে বাচ্চার তখন take care করতেন?
হুম। আমার সন্তান, হ্যাঁ। <chuckles>